Hello.
Hello ভাইয়া, শুভরাত্রি কেমন আছেন?
শুভরাত্রি ভাই। এই তো ভালো আছি। তবে উম ভাবতেছিলাম বুঝছেন ভাই, মানে
বাহ! কি ভাবতেছিলেন বলেন?
ভাবতেছিলাম না, আ বা proper term হচ্ছে হারিয়ে যাচ্ছিলাম। পুরনো দিনের স্কুলের স্মৃতিগুলা মনে করতে, করতে ভাই।
আচ্ছা, আচ্ছা। কে এখন Google Maps এর সময়ে হারায় যাবেন ভাই? এটা হবে না। Nostalgic memory তে মানে পুরো ডুবে যেতে পারেন আর কি।
কেন হবে না ভাই? mean, আ আ আমি আমি ছোটবেলায় না একটা স্কুলে পড়তাম। আমার এখনো মনে আছে। হ্যাঁ, এটার নাম ছিল খুব সম্ভবত, <tsk> কি নাম ছিল? I think 'বর্ণমালা বিদ্যাপীঠ' না এমন কিছু একটা নাম ছিল। এই স্কুলটায় আমি
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 'বর্ণমালা' আপনাদের এলাকাতেও ছিল। আমাদের এলাকাতেও ছিল 'বর্ণমালা'।